জি।
হ্যাঁ, লাল, লাল কিছু জিনিস আসলে ওগুলো আমরা গায়ের মধ্যে মাখি। মানে ওটা দুষ্টামি করে। ঠিক আছে? হ্যাঁ, আমরা কাজ করেছি, অনেক কিছু করেছি, হ্যাঁ? তো আসলে এই হুম, সেটাই। তো আসলে এই জিনিসগুলা আসলে হয় এবং এইটা আসলে এইটা এইটা তো আসলে কোনো একটা স্বাভাবিক দিনে কিন্তু করা হয় না। করা হবেও না। হ্যাঁ? তো ওই দিন কিন্তু এইটা ওই ওই দিনটার জন্যই কিন্তু আসলে মানে এই যে এই কাজটা কিন্তু কখ মানে খারাপ লাগে না যে কেউ একটু মানে গায়ের মধ্যে ভরিয়ে দিল। ঠিক আছে? এই যে কোন বিরক্ত বা কোন খারাপ লাগা কাজ করে না, হ্যাঁ? এবং আমরা খুব খুশি মনেই কিন্তু করি। ঠিক আছে? অ্যা এবং একবার তো এরকম হয়েছে যে কোরবানির গরু আনতে আনতে গিয়ে মানে গরু হঠাৎ করে আসলে ছুটে এমন দৌড় দিছে তো শুধু আমার হাতে রশিটা ছিল আরকি, হ্যাঁ? তো আমাকে এমন জোরে একটা টান দিছে মানে আমি পড়ে নাক দিয়ে মোটামুটি ভালো একটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে? হুম। হ্যাঁ।
মানে দেখানোর জন্য যে আমরা করেছি, কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। i can relate with this. জি। হ্যাঁ, এর করা হয় না। জি, আসলেই। হু, হু, হু। হু। হ্যাঁ। একদম, একদম। একদম। জি। আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা। আরে। হ্যাঁ, আমার একটা ঘটনা আছে। আমি মানে মানে খুব রিসেন্টলি। মানে আমাদের বাসায় যাচ্ছিলাম। যাওয়ার পথে হচ্ছিলো গিয়ে আমার ছোট বোন আমার সাথে ছিল। তো একটা গরু মানে কুরবানী ঈদের সময় গরু দৌড়ানি দিছে। আমি হচ্ছিলো গিয়ে এক সাইডে দাঁড়িয়ে ছিলাম। আমার বোনকে ধাক্কা দিয়ে চলে গেছে। তো এটা খুবই হাস্যকর ছিল। মানে আমি ওকে ধরতে না যে আমি হাসতে, হাসতে ওখানে লুটোপুটো খেয়ে পড়ে গেছি একদম।
হু, হু। হু, হু। হু, হু। উহ। <chuckles> সেইটাই, সেটাই। আ আসলে এরকম হাটে কিন্তু অ অনেক এরকম হাস্যকর ঘটনা কিন্তু ঘটতেই থাকে। ঠিক আছে? এবং রিস্কি, রিস্কি, অনেক রিস্কি। মানে সেটাই অনেক রিস্কি। আমি আমি যে একটু বাইক-টাইক চালাই না? আমি আজকেও একটু বাইক দিয়ে একটু বাইরে গিয়েছি। যখনই দেখতেছি যে গরু আসতেছে। ঠিক আছে? তো আমি একটু খুব ভয়ে আসলে খুব সাইড দিয়ে আসতেছি। কারন হঠাৎ করে যদি গুতা-টুতা দেয়, ঠিক আছে? তো এইটা আসলে খুবই ভয় লাগে।
হ্যাঁ। তবে খুবই রিস্কি, আসলে এটা রিস্কি। মানে হাস্যকর হলেও এটা অনেক রিস্কি কখন কি হয়ে যায় বলা যায় না। হ্যাঁ। জী। হ্যাঁ। স্বাভাবিক। হ্যাঁ। তবে এই যে দেখেন, যে এখন বর্তমানে অনেকের মুখে শুনি যে মানে এখনকার উৎসবগুলো জানি কেমন ফ্যাকাসে হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আমার কাছে না, আমার কাছে মনে হয় কি, মানে প্রত্যেকটা বয়সের সাথে, সাথে কিন্তু আমাদের আ রুচির পরিবর্তন হয়। আমাদের ভালো লাগার পরিবর্তন হয়। হয়তো সেই কারণে মানে আমরা মাঝে, মাঝে বলি যে, "এখন আর ভালো লাগে না। ছোট কালটা তো আর ফিরে পাবোনা।"
হু, হু। হু, হু। এইটা, এইটা তো ঠিক। এইটা ঠিক। আমারক আমি, আমি এটা ফিল করি। হুম। হু, হু। হু, হু। না, না, না। আম আমি, আমি এইটা আমি এটার রিয়েল কারণটা আমি বলি। এটা হইছে কি আমরা সামাজিক মানে যোগাযোগ মাধ্যমগুলাতে বা এই মোবাইল ফোনের যে addictive যে ব্যাপারটা এটাতে বেশি involved হয়ে যাওয়াতে না আমরা একটু বাস্তব জীবন থেকে একটু দূরে সরে গেছি। এইটা একটা কারণ। ঠিক আছে? এইটা হ্যাঁ। তো যাই হোক এই ব্যাপারে কথা বলে কিন্তু অনেক, অনেক ভালো লাগলো, হ্যাঁ? আমি আপনার আনন্দের ব্যাপারে জানতে পারলাম। নিশ্চয়ই আবারো কথা হবে। আপনি অনেক, অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।
জি, জি, জি। জি। জি। হ্যাঁ, এটা এটা আসলেই, এটা আসলেই। আমি আপনার সাথে এগ্রি করি। হ্যাঁ। উম জি। জি, আপনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। ধ